হ্যাঁ, হ্যাঁ, kind of ও খুব উলটাপালটা লাইফটা lead করতে হয়। হ্যাঁ।
হ্যাঁ, এটা কিন্তু আসলে দেখা যায় যে, যারা আসলে কবি সাহিত্যিক আছে কিংবা একটু creative মানুষজন, আমাদের সমাজে কিন্তু একটা প্রচলিত term আছে যে, যারা এই ধরনের মানুষ, তারা পাগল, ছন্নছাড়া কিংবা ভবঘুরে হয়ে থাকে। আ আপনি কিন্তু এই জিনিসটা বলছিলেন, তো আর কি ধরনের এইযে ভবঘুরে কিংবা ছন্নছাড়া ছাড়া, আসলে কি ধরনের ট্রিকস ইউজ করেন? নাকি এই জিনিসটাই আসলে সবথেকে বেশি আপনাদের ক্ষেত্রে কাজ করে?
হ্যাঁ। পাগল এরা, পাগল সব। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। রাইট। এটা ভালোই কাজ করে। কাজ করে বলতে, যখন আর কোন উপায় থাকে না, তখন হচ্ছে এটা মানে কাজ করে। এটা মোটামুটি শিওর। আ কখনো আগে হচ্ছে ধরেন, আ নিয়মতান্ত্রিক উপায়েও হচ্ছে কখনো, কখনো ট্রাই করতে হয়। যেমন ধরেন, আ আ অনেক সময় দেখা যাচ্ছে যে, ভালো একটা লেখা পড়লে অনেক সময় সেই লেখা থেকে একটা অনুপ্রেরণা আসে। আচ্ছা, হ্যাঁ, ইন্সপিরেশন চলে আসে। আচ্ছা, দেখি তো আমি, এ তো অনেক ভালো লিখছে, আমি এরকম লিখতে পারি কিনা। বা এই লেখাটা তো আমার মনে হচ্ছে যে আমাকে নতুন একটা আইডিয়া দিল, বা নতুন একটা perspective দিল। আমি এটা ট্রাই করে দেখি, হয় কিনা। কখনো, কখনো দেখা যায় যে, এই বিষয়টা কবিতার ক্ষেত্রে বেশি হয়। যখন আসলে খুব ঘন কবিতা ঘন, ঘন কবিতা পড়া হয়, আ অনেক ভালো, ভালো কবির কবিতা পড়া হয়, তখন সেটা আসলে boost up করে কখনো, কখনো। যে, আয় হায়! কী লিখলো? এরকম কিছু, কিছু কবিতা পড়ে মনে হয় বা, ফিল আসে, কী লিখলো? আচ্ছা, দেখি তো, এরকম আমি লিখতে পারি কিনা। বা ও সে যে angel থেকে চিন্তা করছে, আমি তার opposite angel থেকে চিন্তা করে দেখি তো, আসলে জিনিসটা কোথায় গিয়ে দাঁড়ায়। Differently, রাইট।
<chuckles> আচ্ছা, আচ্ছা। হুম, হু। Inspiration টা চলে আসে। আচ্ছা। মানে differently, একটু ও এই angel থেকে না চেঞ্জ করে অন্য angel এ আসলে জিনিসটার outcome টা কিরকম আসে? Different angel থেকে। হ্যাঁ।
Outcome টা কিরকম আসে, রাইট, রাইট, হ্যাঁ। তো তখন আসলে এক ধরনের curosity কাজ করে মাঝে, মাঝে। আ সেই জায়গা থেকে আসলে ব্লকটা অনেক সময় কাটে। এটা হচ্ছে নিয়মতান্ত্রিক উপায় আরকি। ঘরে বসে থেকে পাগলামি না কর। আর যেটা বলতেছিলাম হ্যাঁ, যে যেটা বলতেছিলাম, ঐটার জন্য আসলে যখন আসলে এগুলো কোন কিছুই কাজ করে না, আ মানে একটা লাইন আছে না হ্যাঁ, ওই একটাই একটার সাথে একটা ঠেকলেই হইলো। দুইটা তো আসলে একই। আর হ্যা, বিষয়টা হচ্ছে, "নবারুণ ভট্টাচার্যের একটা কবিতা আছে এরকম যে, সাহিত্য-ফাহিত্য লাথি মেরে চলে যাব সুভা।" হ্যাঁ, এরকম একটা মানে এরকম হ্যাঁ, এরকম হচ্ছে চিন্তা মাঝেমধ্যেই আসে। মানে এ আমার ক্ষেত্রেও হয়, বা যারা হচ্ছে ধরেন ঐরকম মানে dedicated, তাদের ক্ষেত্রে অনেক সময় হয় আরকি। যে আসলে দিন দুনিয়া তখন আর কিছুই ভালো লাগে না। যে মনে হয় যে সব ফালতু, এতদিন যা লেখছি সব garbage। <chuckles> পাগল, পাগল লাগা শুরু হয়। হ্যাঁ, হ্যাঁ, তখন হচ্ছে ধরেন অনেক সময় যে অনেক সময় ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার যে বিষয়টা, বা খুবই অনিয়মিত জীবনযাপন, হয়তো বের হয়ে গেলাম, ৭ দিন বাসায় আসলাম না। এরকমও মানে, হইলে তখন দেখা যাচ্ছে যে, যখন আবার বাসায় আসতেছি, তখন খুব তাড়াহুড়ো করে এসেই ধরেন খাতা কলম নিয়ে বসে গেছি। যে মাথার ভিতর কিছু একটা ঘুরতেছে বা, প্রসব বেদনাটা জাগ্রত হইতেছে। এরকম হয় আরকি।
<chuckles> আচ্ছা। একদম দেওয়াল পিঠে আ পিঠে দেওয়াল লেগে গেছে এরকম। <chuckles> আহ আচ্ছা। হু, হু। পাগল, পাগল লাগা শুরু হয়। <chuckles> আচ্ছা। <chuckles> আচ্ছা। আচ্ছা, একটু আপনার কথা থেকে না, আমার খুব ইয়া ইন্টারেস্ট জাগছে জানার। যে এইযে বললেন যে, ৭ দিন গায়েব হয়ে যান কিংবা অনিয়মিত জীবনযাপনের কথাটা যেটা বলছিলেন, সেই জীবনটা নিয়ে একটু যদি আমাকে বলতেন। আসলে জীবনটা কেরকম কিংবা আপনার আসলে that time এ কারেনটা কি আসলে?
<clears throat> হু।

আ এটা সাধারণত আ মানে আমার ক্ষেত্রে যেটা হয়। আ যে ধরেন সবাই যখন ঘুমিয়ে যায়, আমি মানে অনেক রাতে বা গভীর রাতে কাজ করতে পছন্দ করি আরকি। সাধারণত ধরেন আমার আ লেখালেখি সংক্রান্ত কাজটা একটু বেশি থাকে বা সেদিকে হচ্ছে আমার আগ্রহটা একটু বেশি থাকে আরকি। আ তো তখন হয় কি যে ওই সময় টাতে সাধারণত কেউ জেগে থাকে না। আমি যে সময়টাতে কাজ করি। তো তখন আসলে এই যে আ কেউ বিরক্ত করবে বা কেউ ডাকবে এই জিনিসটা নরমালি হয় না আরকি। তারপরেও আসলে আ দীর্ঘদিন আমি <chuckles> এবং আসলে যখন কাজ করি তখন হচ্ছে মানে দীর্ঘদিনের অভ্যাস তো, যে এটা হচ্ছে যে আমার ফ্যামিলি বার বাসায় যখন থাকি তখন ফ্যামিলির লোকজনও জানে। তো তখন হচ্ছে তারাও কোন কিছু বলে না। বা আ কোন কাজ দেয় না বা সকালে সাধারণত তারা কোন কা ডিস্টারেন্স ছাড়া রাইট। একটু স্পেস দেয় আরকি। এবং ঐ দি অ পরের দিন সকালেও আমাকে কোনো কাজ নাই। যে অনেক সময় থাকে না যে সকাল বেলায় উঠে পরের দিন বাজারে যাইতে হবে। তো এই জিনিসগুলা বা এই দায়িত্বগুলো মানে আমি নেই না বা আমাকে দেয় না আরকি এখন আর। আর বিশেষ করে যখন
আচ্ছা। হু, হু, আচ্ছা। চমৎকার একটা টাইমিং সেট করেছেন আসলে। কোন ডিস্টার্বেন্স ছাড়া আসলে আপনাকে কেউ কাজটা করতে হবে। হু, হু। জ্বী, জ্বী। যাতে আপনি এমনি নির্বিঘ্নে আপনার কাজটা শেষ করতে পারেন।
নির্বিঘ্নে আমার কাজটা শেষ করতে পারি, রাইট। এবং যখন আসলে ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি হলে যখন থাকতাম। তখন এরকম ছিল যে দিনের বেলায় তো ধরেন অনেক কেওয়াজ, অনেকে আসছে যাইতেছে আড্ডা আড্ডা হচ্ছে। তখন দেখা যাচ্ছে অ্যা দিনেও যদি আসলে একটু নিরিবিলি আ সময় বা জায়গার প্রয়োজন হত, তখন হচ্ছে লাইব্রেরিতে চলে যেতাম আরকি। তো ঐখানে গেলে তো একদম নিরিবিলি। যাতে শান্তি মত পড়তে পারি এবং আমার নিজের কাজটা করতে পারি। তো সেখানে আমিও নিরিবিলি কাজ করতেছি। সবাই নিরিবিলি কাজ করতেছে। ঐখানে তো আমাকে আসলে আ কথা কথাও কেউ বলতেছে না। আ আ কারো ফোনও বাজতেছে না হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। কেউ ডাকতেছেও না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে দেখলাম যে আশেপাশে আরো হয়তো ১-২০০ মানুষ এরকমভাবে মানে খুবই গভীর কনসেনট্রেশন দিতেছে। সেক্ষেত্রে আমার নিজেরও কিছুটা কনসেনট্রেশন আসে। এবং সেখানে কাজটা একটু মনোযোগ দিয়ে করা যায় তখন।
আচ্ছা, যাতে শান্তি মত পড়তে পারেন। হ্যাঁ, হ্যাঁ। একদমই সাইলেন্স থাকে। হু, হুম। এটা কিন্তু একদমই চমৎকার ব্যাপার। কারণ আপনার আশেপাশে যে পরিবেশটা আছে কিংবা মানুষরা যেরকম আসলে থাকছে। সেটা কিন্তু আপনার ফোকাসের জন্য কিংবা আপনার নিজের কিউরেটিভিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনি যে কাজগুলো করেন, আসলে কতটুকু সময় নিয়ে করেন কিংবা আপনার যে এটা রুটিন আসলে কিভাবে মেনে চলেন? যে আমি আসলে এতটুকু টাইম আমার এটা এই কাজগুলোর জন্য দিব, কিংবা আমার শখের পেছনে আসলে আ এই সময়টুকু ব্যয় করব। এখানে কি কোন ফিক্সড টাইমিং আছে?
একদম। হু। হু।

<chuckles> না ওই সময় হয় কি নরমালি কোন কিছুতেই আসলে মনটা বসে না। তো সে সেখে সেক্ষেত্রে তখন দেখা যায় যে বিভিন্ন জিনিস আসলে ট্রাই করা হয়। আ যেমন আমার ক্ষেত্রে যেটা হইতো আমি তো হলে থাকতাম ইউনিভার্সিটি তে। তো সেক্ষেত্রে ধরেন আ মানে মা নাই বাপ নাই এরকম একটা অবস্থা আরকি। মা-বাপ নাই যা এমন চাই করতেছি, দেখার কেউ নাই বা কেউ বলার কিছু নাই। তখন আসলে মানে রেনডমলি বাইর হয়ে যেতাম। আ বাইর হয়ে হচ্ছে ধরেন আমার হলে না গিয়ে অন্য একটা ফ্রেন্ডের রুমে বা একটা হলে চলে গেছি। ওইখানে গিয়ে ওদের সাথে আড্ডা দিতেছি, গল্প টল্প করতেছি। রাতে তার সাথেই ঘুমায়ে যাইতেছি। বা দেখা যাচ্ছে এরকম থাকে না? অনেকেই ধরেন আ যেহেতু হল ছিল অনেকেই তো ছিল অনেক ধরনের মেন্টালিটি পোলাপান ছিল। তাদের সাথে হয়তো আ আশেপাশে ঘোরাঘুরি করতেছি বা দেখা যাচ্ছে একটু গান বাজনা করতেছি- করতেছি ওদের সাথে বইসা বা রাত বিরাতে রাতে যেখানে সাধারণত কেউ যায় না। আ যেমন একাডেমিক ভবন-টবন বা আশেপাশে হ্যাঁ, হ্যাঁ সেখানে গিয়ে ঘোরাফেরা করতেছি। খুবই র‍্যান্ডম মানে কোন উদ্দেশ্য নাই এরকম ভাবে। আ শুধু, শুধু, হাঁটতেছি শুধু, শুধু, <chuckles> না, না, না, না, না হিমু না। মানে এতটা সিরিয়াস না। আমরা যাইতেছি, উদ্দেশ্যহীনভাবে যাইতেছি না। হয়তো কিছু একটা খুঁজতেছি বা হয়তো ঘুরতেছি। হয়তো এমনি হাঁটতে, হাঁটতে, গল্প করতেছি। মানে এতটা পাগল না যে সেন্স নাই বা গাড়ি এসে ধাক্কা মেরে দিবে। এরকম না মোটামুটি কনসিয়াস আছে। আ ওরকম করা হয় আর কখনো, কখনো একটু দূরে চলে যাওয়া হয় যেমন হচ্ছে, আ আমার ক্ষেত্রে বেশ কয়েকবার যেটা হয়েছে যে রাস্তায় গিয়ে হচ্ছে, মানে তখন আসলে ১-২ জন সঙ্গী থাকলে ভালো হয়। তো এরকম যদি পাগল টাগল আরো ১-২ টা বন্ধু-বান্ধব থাকে এরকম যারা হচ্ছে আ এ ধরনের আইডিয়া তে খুব মজা পায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আ এরকম ব্যাপারে মজা পায় এরকম অনেকে আছে। তো তারা অনেক সময় বলে রাখে যে, "তুই যদি হুট হাট কোথাও যাস তাহলে আমরা নিয়ে যাইস।" তো এরকম হইছে যে মানে প্রায় হচ্ছে রাতের বেলা বের হয়ে যায় ১২ টা ১ টার দিকে। তখন আসলে অ্যা তো তখন আর রেগুলার যানবাহনগুলা তো থাকে না। তখন দেখা যাচ্ছে যে ট্রাক, ট্রাক, চলে বেশি আরকি, বেশিরভাগ ক্ষেত্রে আমার সময় আমার সাথে যেটা হইছে। যে ট্রাকে উঠে আসলে বিভিন্ন সময় চলে যেতাম ট্রাকের পেছনে বসে বা ট্রাকের সাথে ড্রাইভারের সাথে বসে।
হু, হু। হু, আচ্ছা। আচ্ছা। সেখানে গিয়ে ঘোরাঘুরি করছেন। মানে আপনি হিমু হয়ে যাচ্ছেন হুমায়ূন আহমেদের হিমুর মত হচ্ছে এই? আচ্ছা। আচ্ছা। গ্রুপের মধ্যে তো অবশ্যই থাকে। হু, হুম। আচ্ছা। এটা তো ভালো ইন্টারেস্টিং ব্যাপার।
<chuckles> এরকম মাঝে, মাঝে, করা হইত। তখন দেখা গেছে যে, যে, হয়তো এক জায়গায় গেলাম ট্রাকের সাথে, সাথে, এক জায়গায় গেলাম। ঐখানে গিয়ে আ ধরেন খাওয়া-দাওয়া করলাম একটু ঘোরাফেরা করলাম। ঐখানকার ন নতুন একটা জায়গায় নিশ্চয়ই গেছি। তো সেই জায়গাটা আবার একটু এক্সপ্লোর করার চেষ্টা করলাম, মানুষজনকে দেখছি, বা হয়তো লোকাল বাজারে গেলাম, বা সেখানে যদি বিখ্যাত কোন ঘাট থাকে, নদী থাকে সেখানে গিয়ে হয়তো কিছুক্ষণ বসলাম। এরকম করি বা অনেক সময় দেখা যায় যে আসলে বিভিন্ন জায়গায় বন্ধু-বান্ধব থাকে। কখনো, কখনো, তাদের সাথে একটু দেখা করি একটু আড্ডা-টাড্ডা দেই। বা কখনো এমনি র‍্যান্ডম ঘুরে টুরে চলে আসি।
হুম, হুম। সেখানে মানুষজনকে দেখছেন। আচ্ছা।

না এখন আসলে ওই ম ঐরকম করা হয় না যে কয়েকদিনের জন্য গায়েব হয়ে যাইতেছি। এখন যেটা হয় আমার ক্ষেত্রে যে রাতে আমি একা বের হয়ে যাই আরকি প্রায়ই। সবাই ঘুমাইলে ১২ঃ০০ টা ১ঃ০০ টার দিকে মানে এই সময় প্রায়ই হচ্ছে উম বাসায় তালা দিয়ে। একা, একা বিভিন্ন জায়গায় হেঁটে, হেঁটে ঘুরি বা একটা ফ্রেন্ড আছে ও মাঝে, মাঝে বের হয়। তো একা, একা বিভিন্ন জায়গায় ঘুরে-টুরে সারা রাত ধরেন ২ ঘন্টা ৩ ঘন্টা। আ আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে অ্যা বাইরে ঘোরাঘুরি করলে কিন্তু খাইতে ইচ্ছা করে। মানে প্রচুর খিদে লাগবে অনেক সময়। তো সেই ক্ষেত্রে দেখা যায় রাতের ৩ টায় ধরেন আ বিভিন্ন শহরে বা ঢাকাই তো অনেক সময় মানে প্রায় সবকিছু বন্ধ থাকে কিছুই খোলা পাওয়া যায় না। সেক্ষেত্রে ও আচ্ছা আপনাকেও এটা জানায় রাখি, যে যদি এরকম কোন সিচুয়েশন হয় যে, আ কোন দোকান খোলা পাচ্ছেন না। বিশেষ করে খাবার আপনার খাইতেই হবে। সেটা যেখানেই হোক না কেন যে শহরে হোক না কেন, তখন আপনি যেকোনো দেখবেন আশেপাশে স্টেশন কোথায় আছে বা বাস স্ট্যান্ড কোথায় আছে। তো ঐখানে গেলে হচ্ছে আপনি খোলা পাবেন এবং সবই খোলা পাবেন। হ্যাঁ। ঐখানে মানে অনেক কিছুই খোলা পাওয়া যাবে। প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান। তো এরকম করে, করে দেখা যায় স্টেশন, আ স্টেশনের কাছে আমাদের এখানে স্টেশন আছে ওইখানে চলে যাই। বা গিয়ে একটু ঘুরে-টুরে বা একটু খাওয়া-দাওয়া করে একটু চা খেয়ে গল্প টল্প করে তখন আসি আরকি সাধারণত। আবার ট্রেনের, ট্রেন ভ্রমণটাও কাজে লাগে।
আচ্ছা। হু। জি, জি। হ্যাঁ, জি। জি। আচ্ছা। সব জায়গায় ক পাওয়া যায়। এ তো হয় না যে মানুষজনও দেখছেন তাদের আ তাদের হচ্ছে জীবনযাপন কিংবা সেখান থেকে আসলে গল্পগুলো খুঁজে পাওয়া তো সহজ হয়ে যায়।
হ্যাঁ, হ্যাঁ এটা, এটা অনেক সময় হয়। আবার গল্প খুঁজলে গল্প আসে না। যে আচ্ছা আমি যাচ্ছি আজকে স্টেশনে, স্টেশনে মানুষের জীবন দেখে তাদের জীবনের কষ্ট, তাদের জীবনের যন্ত্রণা আমি আমার কলমে তুলে নিয়ে আসবো। এরকম ভাবে আসে না সাধারণত। randomly হয় রাইট, হ্যাঁ, হ্যাঁ, random হয়ত হয় তো হয়। এটা নরমালি ক্লিক করতে হয় আরকি। আমি লেখার উদ্দেশ্যে যাচ্ছি না। আমি জাস্ট আ সময় কাটানো বা ঘোরার উদ্দেশ্যে যাচ্ছি। হ্যাঁ ওরকম ভাবে গেলে জিনিসটা ভালো function করে আরকি সাধারণত।
এটা আসলে randomly হয়। মানে প্ল্যান করে গেলে হয় না। randomly ওয়ে তেই হয়। এমনি ঘুরতে যাচ্ছি। উহু।